বুঝতে পেরেছি।
ঠিক আছে। তো এইটা তো মানে অস্বাভাবিকের থেকে অস্বাভাবিক পর্যায়। ঠিক না? একটা trouser হ্যাঁ আপনি একটা ওই ব্র্যান্ড থেকে একটা যদি আপনি ফরমাল প্যান্টও বানান কাপড় কিনে তাও তো এত লাগে না। অনেক ভালো ক্ষেত্র বিশেষে। ঠিক আছে। তো আমার তো খুবই মানে কেন যেনো মনে হইছে ওর উদ্দেশ্যই ছিল ঝামেলা পাকানো। আমি বললাম যে "৳৩,৫০০ trouser কিনবো, আমি তো এই ৳৩,৫০০ দিয়ে ৩ ১/২ বছরের জন্য জামাকাপড় কিনে নিয়ে যেতে পারবো এখান থেকে।" ঠিক আছে? তো পরে বলে যে "আপনাদের জন্য এই সমস্ত মার্কেট না। ঠিক আছে? আপনারা ফুটপাত থেকে কিনেন।" ঠিক আছে? এইভাবে, ভাবে মানে খুব আক্রমণাত্মক কথা বলতেছিল।
অনেক বেশি দাম বেঁচেছে। হ্যাঁ। জী, অবশ্যই। ঝামেলা পাকানোর, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। যা বুঝতে পেরেছি। একদম। আক্রমণাত্মক কথাবার্তা বলতেছে। হ্যাঁ।
তো আমি বললাম যে "আমি কই থিকা কিনবো এটা তো আপনার কাছ থেকে জানতে হবে না। আমি আমার জায়গায় ঠিকই আছি। আপনি <tsk> যদি কমের মধ্যে দেন" ঠিক আছে? হ্যাঁ, তারপর আমি আসলে আমার জায়গা থেকে আমি ভাবছি কি যে ১ম এ হয়তো মজা করতেছে আবার মাঝে, মাঝে বুঝাই যাচ্ছিল যে না মানে ওর উদ্দেশ্য খারাপ। হ্যাঁ, পরে আবার বলে যে, "আচ্ছা দাম বইলা যান, নিবেন না যখন দাম বইলা যান।" তো পরে বললাম "ভাই যদি সবকিছু ঠিকঠাক থাকে ৳৫০০ দিব।" ঠিক আছে trouser। <tsk> তো উনি আমাকে বলে "ভাই লুঙ্গি কিনা লুঙ্গি পরেন।" ঠিক আছে। তো তখন তো আমার মেজাজ গরম হয়ে যায়। সত্যি কথা বলতে আমিও নিজের <clears throat> নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি। সাথে ছিল বন্ধু। তো একটা জিনিস লক্ষ্য করলাম আমি তর্কাতর্কির একটা পর্যায়ে দেখলাম কি যে আশেপাশে মানুষ জড়ো হয়ে গেল। ঠিক আছে? কিন্তু সবাই আমার বিপক্ষে। এইটা আমার খুবই অবাক লাগল। এ বিপক্ষে বলতে দোকানদার এরা সবাই মানে খুবই ঐক্যবদ্ধ একটা জোট। এদের উদ্দেশ্যে আপনি বা জানবেন কিনা আমি জানি না। হ্যাঁ, মানে ঐক্যবদ্ধ জোট কি? মানে ওরা অনেক অনৈতিক কাজ করে ওইখানে বা হচ্ছে গিয়ে দেখা যায় এই যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে। এরা সবার বৈশিষ্ট্যই এরকম। ঠিক আছে? এটা আমার জানা ছিল না। পরে আমি জানতে পারি এবং আপনি প্রায়ই দেখবেন যে ওরা মানুষের সাথে এই ধরনের আচার-আচরণ করে, মানুষকে মারধর করে। তো আমি অ জাস্ট ওনাদেরকে আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলাম যে উ আ "একটা trouser এর দাম ৳৩৫০০ কিভাবে? এটা তো এই কোয়ালিটির trouser ও না যে এটা তো local trouser।" ঠিক আছে? তো ওনাদের কথা হচ্ছে তো "দোকানদার চাইতেই পারে।" "আরে ভাই দোকানদার হলে কি যা মন চাই তাই চাইবে নাকি? আজব তো!" মানে আমার কথা হচ্ছে সেটা। তো দেখলাম কি যে না ওরা সবাই
দিতে পারেন, হ্যাঁ। বুঝ উনি একটু বেশি, বেশি করতেছিল। হ্যাঁ। জি, অবশ্য বুঝতে পেরেছি। একদম। জি, অবশ্যই। বুঝতে পেরেছি। ওরাই সবার মিলেমিশে আছে, হ্যাঁ। খারাপ ব্যবহার ক হ্যাঁ। বুঝতে পেরেছি। Local trouser। হ্যাঁ। বুঝতে পেরেছি। অযৌক্তিক একটা দাম চেয়ে বসেছে ওনারা।
হ্যাঁ, <clears throat> তো হ্যাঁ একটা যৌক্তিক বিষয় তো আছে, ঠিক না? এখন আপনি যদি একটা ১ কেজি আলু কিনতে চান সেটা যদি আপনার কাছে ৳১,০০০ চেয়ে বসে, এটা একটা কেমন একটা বিষয় না? তো আমরা তো আসলে trouser পড়ি আমারা তো ধারণা আছে ঠিকটা কিরকম দাম। তো
বুঝতে পেরেছি। কেমন বিষয়, হ্যাঁ। ও, আচ্ছা। তা কখনো কি এমন মনে হয়েছে যে আসলে বিক্রেতা একটা যৌক্তিক দাম আ আ বলেছে বা আপনার আ মানে উনার দামটা আপনার হচ্ছে না, ঠিকই বলেছে। এখন, এমন কখনো কি মনে হয়েছিল?

একদম, একবার আমি সিদ্ধান্ত নিলাম যে আ যখন একটু বড় হই আরকি, যে না এবার আমি দরকষাকষি ছিল এবং সত্যি বলতে তখন হাতে খুব টাকাও কম ছিল। তো ওই যে কাঠের একটা পাটারি কিনতে পাঠিয়েছিল আমাকে। তো আমি আসলে ওই বাসা থেকে টাকা নেই নাই, আমি বলছি যে না আমিই কিনব। তো দোকানদার বলছে যে ওইটার দাম ৳১০০ লাগবে। তো আমি শুনেই হাসলাম। মানে একটু অ্যাক্টিং করলাম আরকি ঠিক আছে? "হা, হা, এটা কি বললেন এ দাদা আমি তো গ্রামের ছেলে। এটা তো ঢাকায়তেই ৳১০০ পাওয়া যায়। আপনি নেবেন ৳৩০।" এরকম মানে বলতেছি। উনিও হাসাহাসি শুরু করলেন যে তাহলে আপনি তাহলে ঢাকা থেকে নিয়ে আসতেন। অ্যা ঠিক আছে? এরকম একটা পরে মনে হাসছিল আরকি। তো পরে আব আপ আমাকে বলল যে, "আপনি কত দিবেন?" তারপরে আমি বললাম যে, "আচ্ছা ৳৪০ দিবো।" মানে ২ জনের মধ্যে আসলে তখন আসলে লড়াই শুরু হয়ে গেল। ঠিক আছে? তিনি বললেন যে, "না এই দামে দেওয়াই যাবে না।" ঠিক আছে? তো তখন আমি একটু অভিনয় করলাম যে, "না থাক দাদা আমি কিনব না। আপনি বিক্রি কল না করলে আমি চইলা যাই।" ঠিক আছে? তো
একদম। বুঝতে পেরেছি। আচ্ছা, আছ এটা তো দাম অনেক কম। বুঝতে পেরেছি। আচ্ছা। বুঝতে পেরেছি। দরকষাকষি চলতেছিল। অনেকক্ষণ ধরেই আপনারা দরকষাকষি করতেছিলেন। আচ্ছা বুঝতে পেরেছি। এ কিন্তু বেশ বললেন যে আপনি দরকষাকষি করতেন। আ হ্যাঁ, অনেক দরকারী করে অনেক কিছু কেনার চেষ্টা করেছেন বা অনেকক্ষণ ধরে দরকষাকষি করেছেন। অনেক দা আপনার কাছে ৳১০০ চেয়েছে আপনি ৳৩০ বলেছেন। অনেকে কিন্তু দরকষাকষি করতে পারে না। তো আ দেখা যাচ্ছে এমন কখনো হয়েছে যে আসলে আপনি আ দেখা যাচ্ছে বিক্রেতা কখনো এমন কথা বলেছে যে আপনি চ্যা চ্যা না চাইলেও কিনে ফেলেছেন বা এমন একটা দাম বলে কিনে ফেলেছেন। কখনো কি এমন হয়েছে?
উম তখন তিনি তো না, মানে যেটা বলছে তো বলছেই ঠিক আছে। তো উনিও কমায় আমি এদিক থেকে একটু বারাই এরকম কমাতে, কমাতে মানে খুবই ভালো লেগেছিল এবং পরবর্তীতে আমি সেটা ৳৭৫ য় কিনে আনি। ঠিক আছে? তো মানে সেই দিনটা খুবই অন্যরকম ছিল আসলে অ্যা গ্রামীণ হাট বাজারে দেখা যাচ্ছে। কারণ তখন মানে একটা জিনিস আমার মধ্যে উপলব্ধি হয় যে, দর কষাকষি মানে যে শুধু দাম কমানো বিষয়টা এমন না। বরং এটার মধ্যে কিন্তু আসলে একটা দেখা যাচ্ছে যোগাযোগের একটা অনুভূতি বা পারস্পরিক একটা হ্যাঁ, যোগাযোগ হয় খুবই ভালো। তো এটা ভালো লাগে। তো আসলে <clears throat> বিষয়টা হচ্ছে কি যে হু, হুম।
বুঝতে পেরেছি। হ্যাঁ, একদম। অনুভূতি হয়েছে, হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা দর দরকষাকষি করতে গিয়ে কখনো কি অস্বস্তি বা লজ্জার মধ্যে পরে পরেছেন, যে আসলে দাম কর করবেন কিনা? এখন কখনো কি হয়েছিল?